আ অ্যাঁ হ্যাঁ, আসলে তখন আ নিয়ে যে এ নিয়ে যে খাওয়ার যে বিষয়টা সেটা আসলে আ ইদানিং আসলে খুব একটা হচ্ছে না যেহেতু ডক্টর আ বলেছে যে স্ট্রিট ফুড না খেতে। তো সেক্ষেত্রে আরকি বাসাতেই কিন্তু আ ভাজা-পোড়া আ মানে তৈরি করা হয় এবং আ আপ্যায়নের যে বিষয়টা সেটা কিন্তু সবাইকে করা হয়।
হুম। হচ্ছে না, ইস! বুঝতে পেরেছি। বাসাতেই করা হয়। বুঝতে পেরেছি। না, না আসলে আপনি যে মানে নিজের অসুস্থ ঠিক আছে নিজের সুস্থতার কথা চিন্তা করেন। আবার আ কেউ আত্মীয়স্বজনে আসলে তাদেরকেও দেখা গেছে যে ওইখানে আ ঘরেই আপ্যায়ন করেন। আচ্ছা এমনিতে যদি মনে করেন। অ্যাঁ যদি মনে করেন কেউ একজন আপনার থেকে বললো যে আমি তোমার শহরে এসেছি এবং আমি হচ্ছে যে একটা স্ট্রিট ফুড খেতে চাই। এবং যে আপনি তাকে অনেকগুলো স্ট্রিট ফুড এর কথা বললেন যে আ ফুচকা, চটপটি, বার্গার, চা, আলুর পাকোড়া হ্যাঁ? তারপরে আরেকটা কি যেন বললেন ভুলে গেছি যদিও। আচ্ছা তো তখন সে বলল যে না এতগুলা খাবো না যেকোনো একটা খাবো। অ্যাঁ যেকোনো একটার কথা বলার জন্য। তখন আপনি মানে তাকে কোন খাবারটার কথা বলবেন যে সে যেন মানে এটা ট্রাই করে, একবার হলেও।
একদমই, একদমই। একদমই, একদমই। হ্যাঁ, একদমই। আ এটা আমার কাছে মনে হয় যে আ যদি কেউ কখনো এরকম আ বলে যে যেকোনো একটা খাবার খাবো। আ আমি আসলে বলব যে হচ্ছে আ চটপটিটাকে ট্রাই করতে। আ কারণ চটপটির কথাই কিন্তু আপনি আ
আচ্ছা, এতক্ষণ ধরে ফুচকা নিয়ে কথা বলে এখন চটপটি ট্রাই করাচ্ছেন, না? ভালো। <chuckles> আচ্ছা, আচ্ছা কেনো, কেনো? চটপটিটা কি?
হ্যাঁ, হ্যাঁ একদমই, একদমই। আপনি যেমন এ চটপটিটার কথা কিন্তু আপনি হচ্ছে ভুলে গিয়েছেন। কারণ এটার কথাও কিন্তু আমি আসলে আ বলেছিলাম। এর জন্যই কিন্তু আপনি এ আরকি বললেন। হ্যাঁ, হ্যাঁ যে একটা জিনিসের কথা ভুলে গিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি আ ওটা আরকি যে চটপটি এ এ শুধু চটপটিই না আরকি ফুচকা, চটপটি মানে যাই হোক না কেনো কিছু একটা আসলে ট্রাই করাবো। হ্যাঁ, হ্যাঁ কম্বিনেশন।
হ্যাঁ, আচ্ছা দুঃখিত। ঠিক আছে। হুম। ২ টার একটা কম্বিনেশন। হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি না আসলে খুবই আ চমৎকার লাগলো। কিন্তু একটা খারাপ লাগলো যে আপনি এখন একটু খাওয়া-দাওয়া করতে পারতেছেন না। আপনার বিশেষ করে আপনার এত পছন্দের খাবারগুলো ফুচকা জিনিসটা চটপট জিনিসটা। আসলে বাইরের খাবার তো এমনিতেই মানে কোন ধরনের তেল ব্যবহার করে। একটু সমস্যা বা একটু হাইজিন সমস্যাও থাকে হয়তো সবকিছু মিলিয়ে। তবুও অনেকটা চমৎকার লাগলো কিন্তু আপনার সাথে কথা বলে বিশেষ করে অনেকগুলো খাবারের তথ্য পেলাম। এবং খাবারগুলো খেতে কেমন লাগে সেরকমও বেশ কিছু ও কথোপকথন হলো। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ আ মন খুলে আমার সাথে কথা বলার জন্য। আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন।
একদমই, একদমই। একদমই, একদমই। একদমই, একদমই।